জ্বী, জ্বী। আমি আপনার সাথে পুরোপুরি একমত এই বিষয়েও। জি বলেন।
আর এ এটার মধ্যে একটা হ্যাঁ। মানে কয়েন কিংবা নোট গুলোর মধ্যে তো একটা আর্টিস্টিক অ্যাসপেক্ট ও আছে। কারণ একটা ডিজাইনের সে অনেক সময় খরচ করে অনেক স্পেসিফিক কোনো পারপাস নিয়ে এগুলো ডিজাইন করেছিল। সো আমি আসলে আ যখন একটা ভালো ডিজাইন করার সাথে একটা উম বলবো খুব একটা ভালো না ডিজাইন করা কয়েন কিংবা নোট যখন আমি কম্পেয়ার করি তখন আমি আসলে এই এফোর্ট গুলা এবং মানে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন আসে আমার মধ্যে যে হ্যাঁ, সে কাজটা কিন্তু খুব লেজিলি করতে পারত। কিন্তু সে এবং তার দল এবং তার দেশ তারা আ ডিসিশন নিয়েছে যে এই জিনিসটাই এই জিনিসটাই তারা রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ।
হু, হু। জ্বী, জ্বী। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। <chuckles> জ্বী, জ্বী। হুম, হুম। <chuckles> একটু তাড়াহুড়া করে, করে ফেলেছে। আ আমাদের দেশে দেখা যায় তো সরকার আসার সাথে, সাথে হচ্ছে কয়েন ও চেঞ্জ হয়ে যায়। কয়েন টাকা। <chuckles>
<chuckles> হ্যাঁ, আমি শুনছি এ যে আজকে না হলে কালকে নতুন কয়েকটা নোট এবং এ নোট রিলিজ হবে। হ্যাঁ।
হুম। হ্যাঁ, হ্যাঁ আসবে হ্যাঁ, এটা আমিও শুনেছি আসলে। কিন্তু আবার অনেক সময় শুনেছি যে আলরেডি বের হয়ে গেছে কিন্তু এখনো বাজারে আসেনি। তো যাই হোক আহ আশা করি আপনার এইসব কয়েন এর কালেকশন আরো বাড়ুক বা মুদ্রার কালেকশন বাড়ুক। আপনার সাথে আড্ডা দিয়ে <chuckles> আপনার সাথে আড্ডা দিয়ে আমার আসলে খুবই ভালো লেগেছে। আপনার থেকে অনেক কিছু আমি জানতে পেরেছি, অনেক ইউনিক কিছু জানতে পেরেছি।
হুম, হুম, হুম। হ্যাঁ। থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, আমারও আড্ডা দেওয়াটা খুব ভাল লাগে আপনার সাথে এবং আ
<chuckles> ধন্যবাদ।
হ্যাঁ, আশা করি আবারো কথা হবে ভবিষ্যতে কোনো একদিন।
হু, হু। জ্বী, অবশ্যই, ততদিন ভালো থাকবেন। <chuckles> জ্বী, জ্বী।
কোনো একদিন, কোথাও, কোন এক জায়গায় হ্যাঁ ভালো থাকবেন। ধন্যবাদ।